অ্যা Ashes অ্যা আমার ড্রিম বান্ড না যদিও। <chuckles>
<giggles> আমার কিন্তু Ashes এর কিছু গান আছে খুব ভাল লাগে। কিন্তু ওদের লাইভ পারফরম্যান্স আমার ভাল লাগে না। আমার কাছে মনে যেন ওদের কনসার্টে গেলেও, ওরা আসে মানুষকে গান গাওয়ানোর জন্য, নিজের গান গাওয়ার জন্য না। <laughs>
আহ আচ্ছা। <chuckles> আচ্ছা Ashes এর মতো না। আমি বলতে পারি আমার এটি, এই ইচ্ছাটা; এই যে সবচেয়ে বড় আকাঙ্খা হিসেবে এখন আমি ধরছি। এটা কখন হয়েছিল? আমি 2012 এ, ঐ যে তখন হচ্ছে বাম্বা শো হতো। বাংলা লিংক যেইটা ইয়ে করতো অ্যা রক ওফ লিজেন্ডস শোটার নাম।
হু, হু। জি, জি। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে আছে। <chuckles>
হ্যাঁ। তখন আমি গিয়েছিলাম, তো অর্থহীনের আ আমার খুব প্রিয় একটা গান। সেটা হচ্ছে আপনার ওই যে, "সব আলো নিভিয়ে দাও" 'অসমাপ্ত' সং টি
হু, হু জি, জি।
ওই গানটা সুমন ভাই জাস্ট ১ টা লাইন গাইছিল। অ্যান্ড দ্যা মানে যখন শুরু হলো, ১ম লাইন না যে, "তাকিয়ে থাকা শূন্য দৃষ্টিতে।" তখন মানে আমি ওখানে প্রেজেন্ট ছিলাম তো, তো অডিয়েন্স গান নাটস একদম মানে পুরা পাগল। টোটাল কাচের একটা স্টেজ। ওই স্টেজটা দেখে তো আমার মনে হয়েছিল, "ওহ মাই গড!" আমি, আমি যেহেতু টুকটাক মিউজিক করছি, আমার মনে হয়েছিল যে, "এই যে এই জায়গাটা তো আমার দরকার। একদিন এখানে দাঁড়ানো দরকার।" তো এটা এখন সবথেকে বড় আমার আকাঙ্খা বলেন, আর ফিউচার গোলস বলেন চে যেটা, সেটাই এটা। <chuckles> অ্যা
হু, হু। জি, জি। <chuckles> হু, হু। <chuckles> আশা করি আপনি আপনার গোলস রিচ করবেন একদিন। <chuckles> হয়তো আপনার কোন কনসার্ট এ একদিন যাওয়া হবে। আশা করি। তবে প্লিজ, Ashes এর মত কোনো কনসার্ট করিয়েন না। <laughs> আমার জানেন? <chuckles> আমার কিন্তু প্রচন্ড ধরনের কনসার্ট ভালো লাগে। আর কনসার্ট এ যাই তো হচ্ছে, পছন্দের আর্টিস্ট এর লাইভ গান শুনতে। তো Ashes হচ্ছে এভারেজ, ওদের ২-১ টা গান আছে ভাল লাগে। আবার খুব একটা খারাপ লাগে যে ওদের কে, এমনও না যে চলে। কিন্তু আমি এত বেশি বিরক্ত হয়ে গেছিলাম যে, আ ২০২২-২৩ এর দিকে ওরা প্রচন্ড কনসার্ট করছিল। যেকোনো কনসার্ট এ Ashes আছেই আছে। অ্যান্ড প্রত্যেকটা কনসার্ট এ। ওরা সব কয়টা গানের ১ টা ওয়ারড বলে, বাকিটা জনগণ গায়। ওরা আবার নেক্সট ভার্স এর ১ টা ওয়ারড বলে, বাকিটা গ জনগণ গায়, তারপরে শেষ। আই ওয়াজ লাইক "এটা কি হইল? আমি কি এটা শুনতে আসছি?
এম বাহ! <chuckles> অফকোর্স! আমিও সেটি আশা করছি। <chuckles> হোপফুলি সেটা হবে না। কারণ আমরা নিজেরাই গান গেতে বেশ ভালোবাসি আরকি। <chuckles> অ্যাহ বা ওয়াও এক্সাক্টলি। হু, হু। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আছে, জ্বী, জ্বী। হুম। জি, জি। <chuckles> আচ্ছা।

মার্কোস আরেস্টের কথা বলছেন? <chuckles> হিস অ্যামেজিং! <chuckles> ও অ্যা হ্যাঁ, দ্যাট একটু আন্ডার রেটেড।
জি, জি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। মানে ওদের যে মানে, অনেক আন্ডার রেটেড। আমি মনে করছি, আন্ডার রেটেড আছে ঠিক আছে ভাই, এটারে বেশি মানুষজন বেশি চিনে ফেললে, নষ্ট হয়ে যাইত।
হুম, হুম। এক্সাক্টলি! <chuckles> হ্যাঁ। বেশি ভাইরাল হয়ে গেলে আসলে সমস্যা। <chuckles> এক কিছু, কিছু গান কিছু, কিছু ব্যান্ড কিছু, স্পেসিফিক অডিয়েন্স এর জন্যই থাক। বেশি শোনার আসলে দরকার নেই। সা
হ্যাঁ, একদম। এটাই। আবার ওদের ইন্সট্রুমেন্টাল মিউজিকটাও কিন্তু খুবই জোস লাগে আমার কাছে। এই যে আ টেম্পল অফ থট এর যে ইয়াটা আছে, ওটা আমার খুবই জোস লাগে।
আ টেম্পল অফ থটস। বাহ! অ্যাঞ্জেলটা কেমন লাগে আপনার? এটা মনে হয় আল্ট্রা ভায়োলেট অ্যালবামের গান?
আ এঞ্জেল, আচ্ছা রিসেন্ট হলে আমার তেমন একটা শোনা হয়নি। আ
খুব বেশি দিন আগের না। আ রিসেন্টলি, রিসেন্ট আমি একটু চেক করছিলাম, কারণ ওদের গান উম অনেকদিন আ শোনা হয়নি। যেহেতু সেই কার্নিভাল অফ দ্যা রাস্ট, কার্নিভাল অফ রাস্ট মেবি না। ১ম দিকের গান ওর লিফট। লিফট অথবা কার্নিভাল অফ রাস্ট কোনটা আগে বের হয়েছিল আমার সঠিক খেয়াল নাই। তারপরে আর খুব বেশি শোনা হয়নি। কিন্তু এই রিসেন্ট এটা চেক করছিলাম, ইউ সুড় লিসেন থিস, থিস ইস গুড। <chuckles> জি।
জি, জি। <laughs> আহ অ্যাঞ্জেলটা? আচ্ছা হ্যাঁ, আমি শুনবো। আমার ওর ওদের আগের গানগুলো সবচেয়ে ভালো লাগত, আর রিসেন্ট এর মধ্যে আমার কাছে ভালো লেগেছিল যে, রিকোয়েম ফর মাই হারলি কুইন টা কিন্তু, আমার মনে হল যে আরেকটু বেটার করতে পারতো বাট স্টিল গুড।
আচ্ছা, আচ্ছা। <chuckles> আহ আচ্ছা, এটা হ্যাঁ, এটাই রিসেন্ট বলা যায়। কারণ আ এটা অ্যালবামটা নাম মনে আসছে না। ঘোস্ট লাইট সম্ভবত। এটা তো খুব রিসেন্ট মানে, করোনা কোভিডের মধ্যে মনে হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> থিস সংস ইস গুড আলসো।
জি, জি, জি, জি। কিন্তু আমার সবচেয়ে পছন্দ হচ্ছে কার্নিভাল অফ রাস, টেম্পল অফ থট, ক্রেডেলড ইন লাভ, তারপরে লেট গুড বাই বা রিসেন্ট এর মাঝে, সুইট স্কেপ টাও ভালো আছে। কিন্তু আমার ওই ২০০৬-৭ থেকে ১২-১৪ এর মাঝের গানগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। মুনলাইট কিস টাও সুন্দর ছিল কিন্তু।
আপনি বলুন লাভ। অয়াও! হ্যাঁ। আচ্ছা। তো স্কেপ শোনা হয়নি? হুম, হুম। এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> এবং আমার ওদের টোটাল ওভারঅল কম্প মানে সাউন্ড টাই কিন্তু একটা অন্যরকম ভাইব দেয়।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এটাই আসলে অ্যাট্রাক্ট করার একটি <smacks lips> বিষয়।
আর আমার, ঐযে উনার ভয়েসটা এত ভাল লাগে আমার। আমার মনে হয় যেন, সে যেই গানটাই গাচ্ছে, গানে একদম ঢুকে যাচ্ছে। আর তার ভয়েস এ সবকিছু একদম মানাই যাচ্ছে।
হ্যাঁ। একদম। একদম, একদম। এবং আ আসলে মার্কোই কিন্তু মেইন লিরিক গুলা লিখে।